হ্যাঁ, রাতেও হচ্ছে গিয়ে সেন্টমার্টিনে তো আমরা যেহেতু ছেলেমেয়ে আলাদা ছিলাম, মানে ডরমিটরিতে থাকতে হয়েছিল। এবং আমরাও একটু পৌঁছেছিলাম, আর তখন বয়স একদমই কম। যেহেতু ইউনিভার্সিটির মাঝামাঝি সময়ে গিয়েছি, ঠিক আছে? ও কারণ ইন্টারমিডিয়েট পাস করার পর, পরই, মানে এইচএসসি পাস করার পরেই ২-৩ বছরের মাথাতেই আমরা গিয়েছি। আজ এই বয়স কিন্তু খুব বেশিও না, খুব কমও না, মানে
হু, হু। আচ্ছা। হ্যাঁ।
রাতে থাকা তো এইভাবে বাসাতে ম্যানেজ করা যে সবাই যাচ্ছে। অ এ ওই বন্ধু বলছে যে, এ যাচ্ছে, আমাকে যেতে দাও। আবার আ আমি বাসা থেকে বলছি যে, ওরাও কিন্তু যাচ্ছে। কারণ প্রত্যেকটা পরিবারে তো একটা নিয়ম থাকে। যে চাইলেই কিন্তু রাত্রে দেয়া হ্যাঁ, যেতে দেয়া না দেয়া। যেমন আমার পরিবারে ছিল, হচ্ছে গিয়ে আমি কিন্তু, মানে, হলে আমার সিট ছিল তো, আমি হলে থাকতাম না। যেহেতু বাসা থেকে খুব বেশি দূরে না, ১/২ ঘন্টা-১ ঘণ্টা এর মধ্যেই কিন্তু আমি পৌঁছে যাচ্ছি আমার ইউনিভার্সিটিতে। যার জন্য আমাকে হলে থাকতে হতো না। মানে আমার প্রয়োজন পড়েনি আসলে। তো যার জন্য এই যে ১ম যে আমরা সবাই মিলে গিয়েছিলাম সেন্ট মার্টিনে, সেই স্মৃতিটা আসলে এখনো মনে আছে। কারণ একে তো কম মানে, সবাই এক একই বয়সী সবাই হ্যাঁ।
<chuckles> আচ্ছা, আচ্ছা। হু, হু। উম যেতে দেয় না। হুম, হু। আচ্ছা। জি। এ এ সবাই একসাথে ১ম হ্যাঁ, ১ম সবাই একসাথে ঘোরা। আ হ্যাঁ, এটা কিন্তু আসলে অনেক আনন্দের একটা মুহূর্ত বলা যায়, বা আ একটা স্মরণীয় মুহূর্তে থাকা। আর বন্ধুদের সাথে ঘোরা মানেই তো আসলে অন্যরকম একটা মুহূর্ত, বা অন্যরকম একটা আ স্মৃতি। তো ওইখানে আসলে রাতে এরকম কোনো আসলে ঘটনা হয়েছিল কিনা, বা ওইখানে কোনো বিশেষ কোনো ঘটনা হয়েছিল কিনা, যদি আপনার মনে থাকে এখন?
একদম। একদম, একদম।

আম এতে অনেকজন গিয়েছিলাম তারপর হচ্ছে সারারাত হয়েছে গিয়ে গান-বাজনার যে আমাদের মধ্যে ১ জন ছিল সে খুব সুন্দর গিটার বাজাতে পারে। হ্যাঁ? যার জন্য ওর গানের গলাও খুব ভালো। তো সেন্ট মার্টিন এ তো হচ্ছে মানে আগে তো রাত্রে থাকা যেত এখন তো রাত্রে থাকা যায় না। এখন যেয়ে ফেরত আ চলে আসতে হয়। তো আগে যেহেতু আমাদের রাত্রে থাকার সুবিধা ছিল, সুযোগটা ছিল যার জন্য আমরা ডরমিটরিতে ভাড়া করা ছিল তো আমাদের মোটামুটি পুরো ডরমিটরি পুরোটাই আরকি আমরা ছিলাম। মানে একদিকে শিক্ষক সহ আর আ আবার আমাদের শিক্ষকও যিনি ছিলেন উনি আবার খুব, খুব বেশি বয়স্ক শিক্ষক না উনিও আর কি যেন আমাদেরকে
জি। ও বাহ্! জি। দারুণ। আচ্ছা মানে আম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সাথে মজা করতে পারে এরকম আরকি।
আমাদেরকে হ্যাঁ, হ্যাঁ সেটাই কারণ আমরা টিচার কে আমরা ভাইয়া ভাই হিসেবে জানতাম। কারণ উনি আমাদের সিনিয়র ভাইয়া ভাই ছিল। মানে আমাদের ভাইয়া থেকে পরে টিচার হয়েছে। যাতে করে হয়েছে উনিও কিন্তু স্টুডেন্ট এর লাইফ টা থেকেই গিয়েছে এবং একই, একই ডিপার্টমেন্ট যেহেতু। তো যার জন্য ওই ভাইয়া গিয়েছিল। তো আমরা যেইটা করতাম হচ্ছে সারারাত যে এই যে গান হচ্ছে ,বাজনা হচ্ছে, আর হচ্ছে সমুদ্রের পানি, হ্যাঁ? সেন্ট মার্টিনের পানি যে একটা পরিবেশ, আর এদিকে একদিকে কেয়া গাছ। ঠিক আছে? কেয়া পাতার বাতাস আসছে তারপর হচ্ছে কেয়ার ফল প্রথম দেখেছিলাম সেখানে গিয়ে। যে কেয়ার ফল এমন দেখতে হয়। ঠিক আছে? বিশাল বড় কিন্তু খাঁচকাটা, খাঁচকাটা তারপর হচ্ছে গিয়ে বড় চাঁদ হচ্ছে পূর্ণিমার চাঁদ মানে গল্প বলার জন্য আদর্শ। তো, তো এই স্মৃতিগুলা আসে।
বাহ। আহাচ্ছা, আচ্ছা। হুম, হুম। দারুণ। আচ্ছা। জি, জি। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। বাহ! আর যে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এটা তো আসলে এমনিতেও সময়টা কিন্তু অন্যরকম <lip trill> কেটে যায়।
একদম, একদম আর, আর রাতের বেলা হচ্ছে গিয়ে একটা সময় যেয়ে হয়েছে কি গান-বাজনা তো হচ্ছেই গান-বাজনা হচ্ছে, খাওয়া-দাওয়া হচ্ছে খাওয়া-দাওয়া বলতে হচ্ছে শুকনো খাবার যেগুলো যে চিপস ছিল, মানে আমরা তো রাতের খাবার খেয়ে ফেলেছি। মানে আড্ডাটা জমে হচ্ছে পরে যেয়ে তাই না? যত রাত বাড়তে থাকে তখন যে আড্ডাটা, আড্ডাটা জমা শুরু করে। আর হচ্ছে গিয়ে এ কেউ আমাদের ১ বন্ধু আবার খুব ভালো নাচতে পারে। হ্যাঁ? তো ও আবার নাচা শুরু করল গানের সাথে, সাথে আ আর ওইদিকে হচ্ছে গিয়ে আপনার ও কাঠ দিয়ে একটু আগুনের করা হয়েছিল মানে আগুন তৈরি করা হয়েছিল যেন আশেপাশে বসে আম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তো সেটা করেছিল দেখে দেখা গেছে যে মানে পরিবেশটাই আবহাওয়াটাই এমন একটা মানে সতেজ ছিল যে চারিদিকে সবাই খুবই আনন্দে আছে, মানে হাসিখুশি আছে। তো এই জিনিসটা আসলে খুবই মজার ছিল। তারপরে আবার যেটা হয়েছিল হ্যাঁ, হ্যাঁ।
হুম, হুম। জ্বি। একদমই, একদমই। ততো আড্ডা জমে। বাহ! আহ আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। মানে ফায়ার ওয়ার্ক আরকি আসলে। বাহ! হুম, হুম। বাহ! বেশ ভালো। তো এব আড্ডাতে গেলে তো আসলে দেখা যায় যে খাবার-দাবার বা বিশেষ করে বন্ধুদের সাথে কিন্তু আ খাবার-দাবারটা কিন্তু বেশ ভালো লাগে আর বিশেষ করে রাতের বেলা। তো এরকম কোনো ও হয়েছে কিনা যে, খাবার-দাবার নিয়ে কোনো ঘটনা বা আপনার এই মুহূর্তে মনে পড়ছে কিনা?
হ্যাঁ, হ্যাঁ।